আসলে না আমি একটা ব্যাপার নিয়ে না আসলে খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে আছি। এটি নিয়ে দেখা যাচ্ছে কি, আ যখনই আমি আসলে কোন কিছু চিন্তা করছি, সেই জিনিসটা আ মনমতো হচ্ছে না কিংবা দেখা যাচ্ছে আশেপাশে যে মানুষ আছে, ট্রেন্ড আছে কিংবা আ আসলে যেটি হয় যে কর্মক্ষেত্র কিংবা আ সোসাইটির অন্যান্য যে ব্যাপারগুলা আছে, সেগুলার সাথে যখন মানানসই হিসেবে যখন আসলে আ দেখা যায় সামনে যাচ্ছি, representation এর ব্যাপার আছে, তখন আমার কাছে না মনে হচ্ছে যে আমি হয়তোবা পিছিয়ে যাচ্ছি কিংবা আসলে জিনিসটা ঠিকঠাক হচ্ছে না। মানে, নানা ধরনের চিন্তাভাবনা আসলে মাথায় আসতে থাকে আর এগুলো নিয়ে দেখা যায় একটা সময় না নিজের উপরে চাপ অনুভব করা শুরু করি কিংবা হতাশা হয় কিংবা কিছু ক্ষেত্রে এরকমও হয় যে আসলে আ আমি বুঝেই উঠতে পারি না যে, জিনিসটা আসলে কি হওয়া উচিত, কিরকম হওয়া উচিত?
হু, হু। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আসলে আপনি বেশ সে একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে আপনার সময়টা পার হচ্ছে বা আপনার এভাবেই যাচ্ছে। এখন আমাকে কি একটু বলবেন যে, কী বিষয় নিয়ে আপনি এত চিন্তিত?
জ্বি অবশ্যই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি চাচ্ছিলাম যে উম যেটি হয় আসলে, জামাকাপড় যখন কিনতে যাচ্ছি কিংবা শুধু জামাকাপড় না আসলে কিছু ক্ষেত্রে না যেটি হয় যেরকম আমি চিন্তা করছিলাম যে, আমি আমার বাসার কিছু ইলেকট্রনিক জিনিস আসলে পরিবর্তন করবো। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে, জামাকাপড় এগুলো এ কিংবা ইলেকট্রনিক জিনিস সবকিছুই না আমি আ চাচ্ছিলাম যে, বাজেটের মধ্যে রেখে কিন্তু সবথেকে ভালো জিনিসটা আসলে মান সম্বন্ধ জিনিসটা আমি খুঁজে বের করতে পারি। যাতে জিনিসটা আসলে অনেকটুকুই বেশি টেকসই হয়।
আচ্ছা। উ হুম। বুঝতে পেরে
কিন্তু যখন এটি করতে যাচ্ছি না, তখন দেখা যাচ্ছে নানা ধরনের আসলে দ্বিধাদ্বন্দ্ব ভোগ করি। কিছু জিনিসকে হয়তোবা মনে হচ্ছে যে, আসলে যদি জামাকাপড়ের কথা বলি আ দেখা যায় যে, কিছু জিনিসের খুবই ডিজাইন সুন্দর কিংবা ট্রেন্ডি। এগুলো দেখা যায় খুবই বাজেটের বেশি বাইরে চলে যাচ্ছে কিংবা এমন কিছু আসলে ড্রেস যেগুলো আমি হয়তোবা রেগুলারলি আ পরতে পারব না কিংবা আমি ব্যবহার করতে পারবো না। সেগুলোকে আমাকে তুলে রাখতে হবে। আ কিন্তু সেগুলোর জন্যও দেখা যাবে যে, খরচটা অনেক বেশিই হয়ে যাচ্ছে। তো এরকমভাবে না আমি এইযে বাজেটটাকে কিভাবে আমি ফিক্স করবো কিংবা কোন অংশে আসলে কতটুকু রাখলে আমার জন্য ভালো হবে। আ আ আ সাথে মানসই আর টেকসই অবশ্যই, এই জিনিসগুলোর ব্যালেন্সটা আমি কিভাবে করবো আমি এটা নিয়েই না অনেকটুকু দ্বিধা দ্বন্দ্বে আছি।
হুম, হুম। বুঝতে পেরেছি। <sneezes> আ প্রথমত হো আপনি কেনাকাটা কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? মানে সরাসরি দেখে? নাকি অনলাইনে বেশি পছন্দ করেন কেন কিনতে?
আ আমি আসলে না সরাসরি দেখে শুনে কিনতে বেশি পছন্দ করি। কিছু ক্ষেত্রে অনলাইনে আ যাদের সাথে একদমই trustworthy আমি হয়তোবা রেগুলারলি তাদের কাছ থেকে আনছি। এরকম যদি দুই-একটা পেজ থাকে সেটার জন্য অনলাইনে প্রেফার করি। কিন্তু অ বেশিরভাগ ক্ষেত্রে specially electronics gadgets কিংবা আসলে আ ড্রেসেস আমার ক্ষেত্রে হোক বাচ্চার ক্ষেত্রে হোক আমি উম সামনাসামনি গিয়ে কিনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।
আচ্ছা। বুঝতে পেরেছি আর হো আপনার কি এমন কোনো আ বিষয় আছে বা যে ব্র্যান্ডেডই হতে হবে? এই বিষয়টার চিন্তা করেন দেখে কি আপনি বাজেটের সাথে মিলাতে পারছেন না? নাকি আপনি যদি হয় যে ওই ব্র্যান্ডেড দোকানের মতো জামা যদি অন্য জায়গায় পাওয়া যায় তাহলে সেটাও কেনার চেষ্টা করেন?
আমি আসলে ২ টা জিনিসই চেষ্টা করি। আমার কাছে মূলত আ যেটি আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সেটি আ যাতে মানসম্মত হয় অবশ্যই এ ড্রেসের ক্ষেত্রে হলে সেটি স ফেব্রিক কিংবা কোয়ালিটি সেটি যাতে একটু ভালো হয়, আরামদায়ক হয়। আর যে জি একটু টেকসই হয়। এখন আমি একটা জিনিস যদি কিনে নিয়ে এসে যদি আমি সেটি দুদিনও ইউজ করতে না পারি সেটি তো আসলে আ দেখা যাচ্ছে যে আমার কোন কাজে আসছে না। আবার কিছু ক্ষেত্রে যেরকম হয় গিফটিং এর ক্ষেত্রে যেটি হয় সেইক্ষেত্রে দেখা যায় যে ব্র্যান্ড থেকে স্পেসিফিক ২-৩ টা ব্র্যান্ড আছে। সেখান থেকেই আসলে কেনা হয় শুধুমাত্র গিফটিং এর জন্য। কিনে সেক্ষেত্রে আসলে বাইরে থেকে অন্যভাবে আ নেওয়া হয় না।
অবশ্যই। জি, জি, জি। হু, হু। হুম। বুঝতে পেরেছি, তো আপনি যেটা করতে পারেন, যেহেতু আপনি আ মানসম্মত জিনিস খুঁজছেন, তো সবচেয়ে আগে ও যেই দোকানে যাচ্ছেন বা হয় না? যে কিছু, কিছু প্রোডাক্ট আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন, যেমন আপনি ইলেকট্রনিক্সের জিনি কিনবেন, ঠিক আছে? এখন যদি একটা বিদেশি দোকানের থেকে যদি আপনি ইলেকট্রনিক্স কিনলেন, সেটাপ খারাপ হয়ে গেলে ওয়ারেন্টি শেষ হয়েই গেলেই কিন্তু জিনিসটা খারাপের দিকে এ যেতে থাকে, যে দেখা গেলো এই পার্টস নষ্ট হয়ে গেলো, তো আপনি দেশীয় প্রোডাক্ট যেগুলো আছে দেশে, যেগুলো উৎপাদিত হচ্ছে, সেখান থেকে যদি প্রোডাক্টগুলো কিনে নেন, ও সেটা কিন্তু তুলনামূলক দামেও কম হয়, ঠিক আছে? যেমন আ ইলেকট্রনিক্সের কথা যদি বলি, অ্যা দেশে কিন্তু এখন বেশ কিছু প্রোডাক্ট আছে, VISION আছে, Walton আছে, এদের প্রোডাক্ট গুলা কিন্তু বেশ ভালো! এবং এদের পার্টসগুলা কিন্তু দেশেই যেহেতু তৈরি হচ্ছে, পাওয়া যায়। সহজলভ্য কিন্তু যদি নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু পেতে পারেন। তো এইভাবে কি একটু দেখবেন যে, মানে ব্র্যান্ডের তো সবসময়ই কিনছেন না, কিন্তু দেশীয় বা অ্যা স্থানীয় প্রোডাক্ট যদি কেনা হয়, তাহলে কিন্তু বাজেটটা একটু হলেও আপনার নিয়ন্ত্রণে থাকবে।
উম-হুম। হ্যাঁ, হ্যাঁ, একদম। হুম। অ্যা হুম, হুম। আচ্ছা। জি একদম। আসলে এভাবে তো চিন্তা করা হয় নাই। স্পেশালি ইলেকট্রনিক এর জিনিসের যেটি দা হয় যে আসলে আমরা আ ছোটবেলা থেকেই আন দেখে আসি একটা ব্যাপার যে বাবা-মারা হয়তো খুবই ভালো ব্র্যান্ড থেকে কিনছে কিংবা ইলেকট্রনিকের জিনিস আসলে স আ যেটি মতবাদ হয় যে একটু ভালো দেখে কিনা উচিত কিংবা আ মানে জিনিসটাতে একটু ইনভেস্টমেন্ট করলেও সমস্যা হয় না। সেক্ষেত্রে আমি আসলে চাচ্ছিলাম যে খুবই বেশি expensive না যেয়ে আ মানে একটু বাজেটের মধ্যে থেকে ইকটু ভালো জিনিস। তো সেইক্ষেত্রে আমি আসলে "ওয়ালটন" এর কথা ওভাবে শুনেছি কিন্তু আমার ট্রাই করা হয়নি। আপনার কথা শুনে মনে হচ্ছে যে জিনিসটা আসলে ট্রাই করা যায়। আর অবশ্যই এটি যুক্তিযুক্ত একটা ব্যাপার যে দেশীয় ব্র্যান্ড হলেই সেটির পার্স থেকে আফটার সেল সেলস সার্ভিস টাও আসলে আমি খুব ভালো পাবো। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আসলে। আমি জিনিসটা আসলে ট্রাই করে দেখতে পারি। আ আরেকটি আসলে ব্যাপার হচ্ছে কি অনেক সময় দেখা যায় না? যে গিফট কিনতে গিয়েছি আসলে একরকমের বাজেট নিয়ে। আর সেক্ষেত্রে হ আ আমি হয়তোবা আ একটা জিনিস চিন্তা করেছি কিন্তু যাওয়ার পরে ঐখানে দেখা যাচ্ছে যে আরো ২ টা ৩ টা জিনিস পছন্দ হয়ে গেছে। এটি আমার বাজেট থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে না এরকম হয় যে আসলে টানা-পোড়নটা হয়। কিংবা আসলে নিয়ে ফেলি অন্য একটা বাজেট থেকে যে নিয়ে ঐ গিফটটা দিয়ে দিচ্ছি। তো সেইক্ষেত্রে আমি এই যে গিফট করার ব্যাপার, সেই ক্ষেত্রে আমি বাজেটটা আসলে কিভাবে নির্ধারণ করতে পারি? যাতে আমার কিছুটা বাজেটেও থাকে কিংবা আমাকে আসলে অন্য যেই বাজেটের জন্য রাখা টাকা সেখান থেকেও আসলে না নিতে হয়।
হুম, হুম। সেটাই। হু, হু। জি। হু, হু, হু। হু, হু। জি। সেক্ষেত্রে আপনি বা উগ উপহার কেনার ক্ষেত্রে যদি এটা অনলাইনে আগে থেকেই দেখে রাখেন তাহলে তো একরকম সেটার দাম তো আপনি জানছেনই বাড়তিটা সেভাবে হচ্ছে না আর যদি গিয়ে কিনেন মানে দোকানে গিয়ে যদি আপনার দেখা গেলো যে বাড়তি জিনিস পছন্দ হয়ে যাচ্ছে গিফট হিসেবে বা উপহার হিসেবে। তখন আপনি যেটা করতে পারেন কি আ আপনি মানে টাকার পরিমাণটা কম নিয়ে যেতে পারেন হয় না যে, আপনি অন্য বাজেটের টাকা থেকে ভেঙে আপনি হয়তো নিয়ে গেলেন। হয় না যে হয়তো স্কুলের বেতনের টাকা দিতে হবে মাসের শুরুতেই যেহেতু সেটা আলাদা করে রাখলেন তো বাকি যে টাকাটা আপনি আলাদা করে রেখেছেন সেটা মানে পারতপক্ষে না নেয়ার চেষ্টা করবেন। ব্যাগে অন্তত যে আর চেষ্টা করবেন হচ্ছে যদি কার্ডে দিতে হয়, কার্ডে দিয়ে দিলেন মানে ক্যাশ টাকা যত ব্যাগে থাকবে না তত মনে হবে যে খরচ করার প্রবণতাটা মনে হয় আচ্ছা ঠিক আছে আছেই তো। টাকা তো আছেই। এই মানসিকতাটা আর কি অনেক সময় কাজ করে কেনার ক্ষেত্রে যে ব্যাগে তো টাকা আছেই, তো এইটা থেকে বের করে আমি নি কিনে ফেলতেই পারি অন্যভাবে ব্যালেন্স ভরে নেওয়া যাবে। তো আপনি টাকাটা একটু কম নিয়ে যাবেন তাহলে মনে হয় যে কিছুটা হলেও আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন।
হু হু হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ এ একদম। কিনে ফেলি। হ্যাঁ আসলে আমি আ এই সমস্যাটা আমার প্রায় সময় হয় যে টাকা এক্সট্রা যখনই থাকে তখন মনে হয় ঠিক আছে, আছে তো। কিনে ফেলেই পরবর্তীতে এটা ম্যানেজ করা যাবে কিংবা আসলে জিনিসটা কিন্তু আ আপনে আসলে যেভাবে বললেন যে টাকাটা আমি একদমই রেখে গিয়ে নিজের মত করে আসলে ম্যানেজ করে নিয়ে যাওয়াটা। এটাই না এভাবে ট্রাই করা হয়নি। আ আমি এখন থেকে অবশ্যই চেষ্টা করবো যে আসলে জিনিসটাকে নিয়ে যাওয়া। আমি একটু আরেকটু জানতে চাচ্ছিলাম যেহেতু আসলে দেখা যাচ্ছে ক্লিফট রিডিং এর জন্য তো আ আমি আসলে ভালো ব্র্যান্ডটাই চুজ করি সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডের যে সপগুলো আছে সেগুলোর মতো অল্টারনেটিভ যদি আমি কিছু খুঁজতে চাই যেরকম হাতের কাজের জিনিস আছে কিংবা হাতের জামাগুলো কাজ করা জামাগুলো আছে, কিংবা ঘর সাজানোর অনেক সুন্দর, সুন্দর আ শো পিস থাকে যারা আসলে নতুন ঘরে উঠে তাদের জন্য। তো এরকম যদি আসলে আ ব্যাপারগুলো কোত্থেকে করলে ভালো হবে? কিংবা আসলে শুধুমাত্র ব্র্যান্ডকে যদি আমি ফোকাস না করি একটু বাইরে থেকে কিনতে চাই, আ সেইক্ষেত্রে কীভাবে আসলে আমি এই জিনিসটাকে ম্যানেজ করবো?
হুম, হুম। জি, জি, জি। জি। হ্যাঁ। হ্যাঁ। দেখুন আ ব্রান্ডেড এর জিনিস যেমন আ আপনার আছে আ ইকবাল রোডের কাছাকাছি ওখানে আছে আপনার সোর্স আছে এখানে হ ওরা কিন্তু বেশ হ্যান্ড হ্যান্ডিক্রাফট এর জিনিস বিক্রি করে ঠিক আছে? দামও তেমনটা না। তারপরে হচ্ছে গিয়ে আপনার আইডিয়া আছে সেটাও কাছাকাছি আ মোহাম্মদপুরের দিকে মানে
আচ্ছা।
মোহাম্মদপুরে যেই বড় রোডটা আছে মিরপুর রোড সেখানে আছে তারপরে আপনি মানে এইভাবে খুঁজলে না কিন্তু অনেক দোকান পাওয়া যায় যে যেই রকম প্রোডাক্ট আপনি চাচ্ছেন হ্যান্ডিক্রাফ এ যাত্রা আছে দেশাল আছে জামাকাপড়ের ক্ষেত্রে কারুকাজ করা তো আপনি যদি সার্চ দেন অনলাইন এ বিভিন্ন পেজ ও কিন্তু এখন অনেক কিছু বিক্রি করে। রাপা প্লাজায় জয়িতা আছে। নি এভাবে একটু দেখে নিলে অবশ্যই কি আপনার পছন্দ মতো কিছু না কিছু পেয়ে যাবেন।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ একদম। উম আসলে আমি না জিনিসগুলো তো ওভাবে চেক করিনি। আ আ বাট অবশ্যই আমি আপনি যেগুলো আসলে রিকমেন্ডেশন করেছেন আমি চেষ্টা করবো যে এগুলো থেকে নেওয়ার। আ আমি যে লাস্টলি আরেকটু আসলে জানতে চাই যে আমাদের যে দেশীয় যে বলছিলেন ওয়ালটন কিংবা অন্যান্য ব্র্যান্ড আছে সেখান থেকে আমি আসলে কিভাবে সেটির মানটা যাচাই করবো? কিংবা ওয়ারেন্টি এগুলো আছে। এগুলো কি তারা দিয়ে থাকে? অন্যান্য আ আসলে বিদেশি ব্র্যান্ড গুলো যেভাবে আ ওয়ারেন্টি গ্যারান্টি কিংবা তাদের যে রিপ্লেসমেন্ট আছে এগুলো দিয়ে থাকে। এই উম দেশীয় ব্র্যান্ডগুলো কি সেম জিনিসটা দিয়ে থাকে?
হুম, হুম। হ্যাঁ। অবশ্যই হয়। মানে, প্রোডাক্ট আপনিও তো এ্যা যেয়েই তো আর কিনে ফেলছেন না। আপনি আগে, আ যেহেতু তাদের ওয়েবসাইট আছে, আপনি তাদের ওয়েবসাইটে ঢুকে আপনার পণ্য পছন্দ করে নিতে পারেন। আপনি একটা রেঞ্জ দিয়ে দিতে পারবেন এবং ডিজাইনগুলোও না, অনেকটা স্ট্যান্ডার্ড যে আছে না, শুধু ফুল লতাপাতাই না। বেশ কিছু প্রোডাক্ট আছে, যেগুলো ডিজাইন বেশ আকর্ষণীয়, যে মনে হয় যে, "হ্যাঁ, এটা কেনা সম্ভব।" এভাবে একটু দেখে নিলে আপনি অবশ্যই আপনার মনের মতো বাজেটে প্রোডাক্টটা পেয়ে যাবেন।
হু, হু। একদম ক্লাসি। আসলে, আমি আপনার সাথে কথা বলে না অনেকটুকুই দ্বিধাদ্বন্দ্ব, যেগুলো ছিল, সেগুলো আসলে দূর হয়েছে। যেরকম, আমি চাইলে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলোকে আসলে আ ফোকাসে রাখতে পারি। যেখানে হয়তোবা আমি খুবই ক্লাসিক কিংবা একদমই আ সলিড টাইপের কিছু অ জি ইলেকট্রনিক জিনিস আছে এগুলো আমি নিতে পারব। কিংবা আ আমাদের দেশীয় যে ব্র্যান্ডগুলো আছে, সেখান থেকে হয়তোবা আমি আসলে চেষ্টা করে দেখবো, যে গিফট দেওয়ার জন্য কিংবা আসলে নিজেদেরও ব্যবহারের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এইযে আমার যে বাজেটের যেই মানদণ্ডটা ছিল কিংবা এটাকে কিভাবে সীমায় রাখা যায়, সেটি নিয়ে যে আমার কে আইডিয়াগুলো দিলেন, সে জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
জি। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।